জ্বি, জ্বি। অবশ্যই, আ আসলে যদি আমরা চেষ্টা করে থাকি তাহলে কিন্তু অ কমানো সম্ভব। দেখেন একসময় কিন্তু আমরা এ যে এখন যে প্লাস্টিকের ম প্লাস্টিকের মগ থেকে শুরু করে প্লাস্টিকের মগ, প্লাস্টিকের এ বালতি, গামলা এগুলো ইউজ ক ব্যবহার করছি কিন্তু একটা সময় ছিল কিন্তু আমরা কিন্তু পিয়ে তার মানে দেখতাম যে বাবা-মারা অন্যান্য বালতি ব্যবহার হ্যাঁ, অন্যান্য কাশা বা হচ্ছে হলো কাশার একটা বদনা বা একটা যদি আপনার মগের মতো এরকম কোন কিছু হয় একটা দিয়ে কিন্তু জীবন পার হয়ে যায়। এ এবং সেটা কিন্তু পরিবেশের জন্য খুবই ভালো এবং স্বাস্থ্যের জন্যও ভালো। এই জিনিসগুলা যদি আমরা ব্যবহার করতে পারি এবং সাথে, সাথে বলি যে এই পানির বোতল বা হচ্ছে হলো আমরা যে কোল্ড ড্রিংকস বা সফট ড্রিংকস গুলো খেয়ে থাকি সেগুলো যদি recycling করা যায় তার মানে সেগুলো একটা আমরা খেয়েই এটা জমা দিব এবং অ এটা এটা আবার recycle হয়ে আমাদের কাছে আসবে। তাহলে কিন্তু প্লাস্টিকের ব্যবহারটা হচ্ছে ঠিকই। কিন্তু দূষণটা আ কমে যাচ্ছে এবং মগ আ এগুলোর বদলে যদি ওইযে যে লোহার যে ইয়ে এ এই বালতিগুলা ছিল বা কা কাসার এই যে বদনা বা এই জিনিসগুলো যদি ব্যবহার করি তাহলে কিছুটা হলেও কমবে বলে আমার কাছে মনে হয়। আপনি কি বলেন?
আন জি। হুম। জি। হুম, হুম। উম জ্বি। আ পিতল বা কাশা। জ্বী। আ হ্যাঁ। জী। হ্যাঁ, হ্যাঁ। জী। উ হুম। হ্যাঁ। জী। বুঝতে পারছি। উম আসলেই ভাই আপনার এখন বর্তমানে আমরা যদি এই যে আ প্লাস্টিকের যে পণ্যগুলো আছে, যেগুলো আসলে আপনার আ এটা পরিবর্তন করা যায়। যেমন আপনার এই যে one time এর আ প্লেটও কিন্তু আছে ভাই। One time প্লেট দিয়ে আর কি সবথেকে আপ বেশি রকমের আরকি পরিবেশকে দূষণ করে দেখা যায়। আ আগে যেরকম ধরেন আসলে পদ্মার পাতা, তারপরে কলাপাতা আ এই এগুলোতে কিন্তু আসলে আপনার এই যে কোনো একটা বা অনুষ্ঠান বা আ কালচারাল যদি নীতি মানে কি বলে? আ নি আচার অনুষ্ঠানের কথা ধরা হয়। সেই জায়গাতে কিন্তু আসলে ভাই আপনার আ খাদ্য পরিবেশনের যে ব্যবস্থাপনাটা ছিল ভাই। আ সেটা কিন্তু আসলে ভাই কলাপাতা, পদ্মার পাতা এই করা হতো। আর যেটা কিন্তু আসলে পা প্রকৃতির সাথে মিশে যেত এবং ওইযে মাটিটাও কিন্তু আসলে ভাই অনেকটা উর্বর থাকত। আপনি যদি আ দেখেন আ লক্ষ্য করতেন আ বা করেছেন কিনা জানি না। তারপরেও বলি আপনার ওই যে কা যেখানে আসলে পদ্মার পাতাগুলো ফেলা হতো অ বা খাবার ফেলা হতো ওই জায়গাতে কিন্তু আসলে গাছের যে ব্যাপারটা আছে আ ঐটাতে কিন্তু আসলে সবসময়ের জন্যই প্রায় ফল থাকতো। আর গাছ কিন্তু আসলে বাড়তো অনেক আ ভালো বড় করে। তাই না ভাই?
হু, হু। জী, জী। হু, হু। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ। হু, হু, হু। হুম, হুম, হুম। হুম, হুম। হুম, হু। জ্বী, জ্বী। হ্যাঁ, হ্যাঁ। হুম। হুম। হু, হু। জ্বী, জ্বী, জ্বী। একদম, একদম। হু, হু। হুম, হুম। হুম। জ্বী, জ্বী, জ্বী। জী, জী, জী, জী। উম উহু, হু।